হ্যাঁ, অবশ্যই। মানে, আমি আগে থেকে জিজ্ঞেস করে নেই কি খাবে না খাবে। তারপরে দেখা যায়, ওভাবে করে সময় মানে ব ইয়ে করে, ব্যবস্থাপনাটা ঠিকঠাক করে। তারপর দেখা যায়, প্রথমে একটু চা-কফি দিলে বা শরবত দিলে, ওটা দিলাম। তারপরে দেখা যায়, একটু নুডলস বা পাস্তা, যাই আছে আরকি স্ন্যাকস আকারে যাই পাওয়া যায়। ওগুলা দেই আরকি নিজে বানিয়ে, ঝটপট বানাতে পারিতো। আসলে যেগুলো পারি সেগুলোই দেওয়ার চেষ্টা করি আরকি। তাছাড়া, অন্যান্য আরো খাবার আছে।
হুম, হুম। জী। হু, হুম। আচ্ছা, অনেকে দ হ্যাঁ, হ্যাঁ? জী, নিশ্চয়ই। অনেকে দেখা যায় যে, মানে আ চা খেতে চান না। অনেকে তো এটা আ বলেন যে আমি চা খাই না, হ্যাঁ? তো সেক্ষেত্রে যারা আসলে চা খেতে ভালোবাসেন না বা আ মানে তাদের সাথে যদি কোনো মানে অল্প বয়সের বাচ্চা গেস্টও যদি থাকে, সেক্ষেত্রে আসলে তাদেরকে আপনি কী ধরনের পানীয় সার্ভ করে থাকেন?
হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম।